জি, জি, জি নিশ্চয়ই, নিশ্চয়ই। আপনি কিন্তু খুবই সুন্দরভাবে জিনিসগুলো আসলে তুলে ধরছেন। মতবিরোধ আসলে অনেক কারণেই হয় ভাই। দেখুন, আ দেখা যাচ্ছে যে আপনার আ মতের সাথে আরেকটা মানুষের মতের অমিল থাকতেই পারে। কারণ দেখুন, আপনি যেভাবে চিন্তা করছেন, সামনের মানুষ যে একইভাবে চিন্তা করবে এরকমটা কিন্তু নয়। অথবা আপনি হয়তোবা আ আপনার আর সবার স সার্বিক কল্যাণের জন্য একভাবে চিন্তা করছেন, আরেকজন হয়তোবা সার্বিক কল্যাণের জন্য আরেকভাবে চিন্তা করছে। তো ভাই এই যে বিষয়গুলো আছে সে বিষয়গুলো কিন্তু অহরহ আমাদের সাথে হচ্ছে বা আমাদের আশেপাশে ঘটে যাচ্ছে সেইক্ষেত্রে কিন্তু আমাদেরকে অন্যের মতামতকে অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং অন্যের মতামতের সাথে আসলে আ যদি আমি একমত নাও হতে পারি তবুও তাকে অসম্মান করা যাবে না বা তার মতামতকে আসলে ছোট করা যাবে না। কারণ দেখুন, যদি আপনি একটা জিনিস চিন্তা করছেন সার্বিক কল্যাণের জন্য জনগণের, আরেকজন মানুষ যদি অন্যভাবে চিন্না চিন্তা করে তাহলে আপনাদের মদত মধ্যে যাদের চিন্তাধারাটা জনগণের জন্য ভালো হবে সবচেয়ে বেশি, সেই মতটাকে গ্রহণ করা উচিত। তো এইভাবে আসলে আমার কাছে মনে হয় যদি আমরা আ মত মতামত আসলে বিনিময় করতে পারি বা মতামত সিদ্ধান্ত গ্রহণ করতে পারি তাহলে মতবিরোধে যে বিষয়টা আছে সেটা অনেকাংশে হ্রাস পেবে আ হ্রাস পাবে। আপনার কি মনে হয়?
জি। হুম। উ জি। হুম। জি। হুম। জি। হুম জি। হ্যাঁ। জি। হ্যাঁ, জি। হু। এ জি। হু। জি। হ্যাঁ। হুম। জি। হুম। জি। হুম। জি। হু। জি। হ্যাঁ।

নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই। আপনি কিন্তু খুবই সুন্দরভাবে জিনিসগুলো তুলে ধরছেন এবং দেখুন এই যে মতবিরোধের যে আপনি বলছেন যে, সঠিক সমাধান খোঁজার বিভিন্ন কৌশল নিয়ে বলছেন। আ খুবই সুন্দরভাবে কিন্তু জিনিসগুলো এখানে তুলে ধরেছেন। তার পাশাপাশি কিন্তু আমি আরও কিছু আ উদাহরণ তুল তুলে ধরতে চাই। যেমন ধরুন, যখন আসলে মতবিরোধ হয় তখন আমাদের উচিত আমাদের মাথা যেন ঠান্ডা থাকে এবং খুবই আ বাস্তবসম্মত চিন্তাভাবনা করা। যদি আপনার কখনো কারো সাথে মতবিরোধ হয় তখন যদি আপনি বাস্তবসম্মত চিন্তাভাবনা না করতে পারেন। তখন কিন্তু আসলে জিনিসটা আরও অনেক আসলে দেখা যাচ্ছে যে ব্রুটাল দিকে যাচ্ছে বা হচ্ছে খারাপ দিকে যাচ্ছে বা সম্পর্কের যে অবনতি আছে সে বিষয়টি ঘটছে। তো যদি কখনো কারো মতবিরোধ হয় বা এরকম কোন সিচুয়েশন তৈরি হয়। তখন আসলে যতটুকু না আ মস্তিষ্ক ঠান্ডা রাখা যায় ততটুকু রাখতে পারলে ভালো। তার পাশাপাশি দেখা যাচ্ছে যে, যদি কা কারো সাথে মতবিরোধ হয় তখন কিন্তু আসলে ৩য় কোন ব্যক্তি যদি এসে সমাধানের চেষ্টা করে বা ৩য় কোন ব্যক্তি যদি এসে আসলে এখানে আ একটা ভূমিকা রাখে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে মতবিরোধের যে বিষয়টা আছে সেটি কিন্তু আ প্রশমিত হচ্ছে বা সম্পর্কের যে অবনতি বিষয়টি আছে সেটি কিন্তু ঘটছে না। তার পাশাপাশি দেখা যাচ্ছে ভাই, আ যদি মতবিরোধ হয় কারো সাথে তখন কিন্তু আমাদের ২ পক্ষেরই বসতে হবে, বসে কথা বলতে হবে। কথা বলা আসলে আ বড় কোন উপায় নেই। যার মাধ্যমে আসলে মতবিরোধের আ অবসান ঘটানো যায়। তো যদি আ দেখা যাচ্ছে যে সম্পর্ক সকল ধরনের সম্পর্কই যখন মতবিরোধ হবে। তখন যদি একসাথে বসে ২ জন ব্যক্তি কথা বলে যে না আসলে এটা এভাবে করলে ভালো, ওইভাবে করলে ভালো। নিজেদের আ পক্ষে যুক্তি যদি তুলে ধরতে পারে, তো যুক্তিসাপেক্ষে যদি আসলে আ সিদ্ধান্ত নেয়া যায় তাহলে কিন্তু আসলে মতবিরোধের যে বিষয়টা আছে, সেটাও অনেকআংশে হ্রাস পাওয়া যায় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তবে ভাই, আ দেখা যাচ্ছে যে অনেক সময় আসলে আ মতবিরোধ হওয়ার মাধ্যমে কিন্তু সম্পর্কের গভীরতা অনেকখানি বৃদ্ধি পায়। যেমন ধরুন
হুম। জি। হুম। জি, হুম। জি। হুম। জি। হ্যাঁ। জি। হু। জি। হু। জি। হু। জি। হ্যাঁ। হু। জি, হ্যাঁ। হু। জি। হ্যাঁ। জি। হুম। হ্যাঁ। জি। হু। জি। হু। হ্যাঁ। জি। হু। জি। হু। জি। হু। জি। হু। জি। হু। হ্যাঁ, জি। হু। জি। হ্যাঁ।
আপনার আসলে একটা ব্যক্তির সাথে আ পরিচয় নেই। হঠাৎ করে তার সাথে কথা হচ্ছে। তো আপনারা আসলে ২ জন ২ টা ভিন্ন মত দিলেন। তো এই যে ভিন্ন মত দিলেন, সে ভিন্ন মতের উপর ভিত্তি করে দেখা যাচ্ছে যে, আপনারা অনেকক্ষণ যুক্তিতর্ক করেছেন এবং দেখা যাচ্ছে যে আ খুবই যুক্তিসম্মতভাবে এবং আ বুদ্ধিবৃত্তিকভাবে কিন্তু আপনারা যুক্তিসম্মত ক যুক্তি যুক্তিক করছেন। তো এর মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের মধ্যকার যে সম্পর্ক আছে একটা অচেনা জায়গা থেকে আপনাদের মধ্যকার একটা সম্পর্ক তৈরি হচ্ছে যে, আ না একটা মানুষের সাথে আপনার নতুন করে পরিচয় হচ্ছে। এবং আ দেখা যাচ্ছে যে আপনি আসলে তাকে আ একজন বুদ্ধিবৃত্তিক ব্যক্তি হিসেবে চিনছেন। তো এর মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে যে, একটা নতুন সম্পর্ক তৈরি হয় বা একটা নতুন আ সম্পর্ক আ বিদ্যমান সম্পর্কের যে গভীরতা আছে সেটাও সৃষ্টি হয়। তো গভীরতা বৃদ্ধি পায়। তো সেক্ষেত্রে আপনার মতামত কি? মতবিরোধ কি ক কখনো আ বন্ধুত্ব বা সম্পর্কের জন্য ভালো হতে পারে?
জি, হু। জি। হু। জি, হ্যাঁ। হু। জি। হুম। হ্যাঁ। হুম। জি, হ্যাঁ। হু। জি। হু, হু। হ্যাঁ। জি।